আচ্ছা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, ভালো ঘুমের জন্য আপনার কাছে সহজ টিপস আসলে কোনগুলোকে মনে হয়?
হ্যাঁ আসলে ভালো ঘুমের জন্য সবচেয়ে সহজ টিপস যেগুলা আমি দিতে পারবো সেগুলা, যেগুলা আমি করি আরকি ব্যক্তিগত জীবনে। সবচেয়ে বেশি উপকারী যে জিনিসটা সেটা হচ্ছে, দৈনন্দিন জীবনে ব্যায়াম করাটা অথবা খেলাধুলা করাটা আরকি। এছাড়াও অনেক কিছু আসলে আছে, তবে সবচেয়ে বেশি জোর দিব আমি খেলাধুলা বা ব্যায়ামের উপরে।
হু, হু। আচ্ছা। আচ্ছা। তো সেটা কেনো? মানে খেলাধুলা বা ব্যায়াম আসলে আমাদেরকে অ্যা কীভাবে এই ভালো ঘুমের জন্য হেল্প করতে পারে বলে আপনার কাছে মনে হয়?
হু। জি, জি। আসলে ঘুমটা তো মানুষের জীবনে কখন আসে বলেনতো? যখন আসলে মানে সে অনেক ক্লান্ত হয়ে যায়। তখনই কিন্তু ভালো ঘুমটা হয়, ঠিক না? মানে ব্রেনটা যখন আসলে ঘুম চাচ্ছে, জোর করে যখন কেউ ঘুমাতে যায়, তখন কিন্তু আসলে ঘুম হয় না। যতই বা হলেও সেটা একদম
উ হু। উম হুম। না কিন্তু সেটা তো একটু শারীরিক ঘুম হল। মানে শারীরিকভাবে নিজের বিশ্রাম নেওয়ার যে দরকার এটা, সেরকম। কিন্তু ভালো ঘুম তো মানে হচ্ছে যে, একটু আপ মানসিকভাবে অ্যা শান্তিতে থেকে ঘুমানো। সেই বিষয়টা কিভাবে ensure করা যেতে পারে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু, হু। জি, জি। জ্বী, জ্বী। আসলে এটা এমন একটা ব্যাপার আপনি বলেছেন মানসিক যে বিষয়টা এটা কিন্তু আসলে আ মোটামুটি বলা যেত। শারীরিক দিকটাও সবার ক্ষেত্রে একটু আলাদা কিন্তু মানসিক দিকটা একেবারেই আলাদা। দেখা গেছে যে কারোর মানসিক চাপ বেশি থাকে, কারোর কম থাকে। কেউ ছেলে হিসেবে কিছু চাপ পায় আলাদা করে, কেউ মেয়ে হিসেবে একটু আলাদা চাপ পায়। ছোট বয়সে একরকম চাপ, বড়ো বয়সে একরকম চাপ, মধ্য বয়সে আরেকরকম চাপ। <scoffs> তো এমনিতে আমার আ জীবনের যে চাপটার কথা যদি ব জিজ্ঞেস করেন তাহলে ওইটা নিয়ে আমি বলতে পারবো যে ওই চাপটা কীভাবে আসলে কমান ই কমাই আমি বা কীভাবে কমাতে কমানো যেতে পারে?
আচ্ছা। হুম, হুম। অ্যা তো সে সে সেটাই যদি একটু আপনি এ ডে একটু বিশদভাবে একটু ব্যাখ্যা করেন যে আপনি আসলে ভালো ঘুমের জন্য আপনার জীবনে যেসব মানসিক চাপগুলো রয়েছে সেগুলোকে আসলে আপনি কিভাবে কাটানোর চেষ্টা করে থাকেন?
হুম, হুম। জী, জী। আমি মনে করি কি জানেন তো? আসলে আমার থেকে অনেক বেশি মানসিক চাপ নিয়ে মানুষজন বেঁচে আছে আরকি। আমি হয়তো অনেক কমই মানসিক চাপ আ ভোগ করে থাকি। আ কারণ আমার হচ্ছে যে বেশ কয়েকদিন আগেই পড়াশোনা শেষ হয়েছে। এখন মানসিক চাপ বলতে একটা জিনিসই আছে <scoffs> আ সেটা হচ্ছে যে নতুন একটা চাকরি করা। কিভাবে অর্থ উপার্জন করবো সেই বিষয়টা। ঠিক আছে? তো হুম, হুম। সারাদিন আমি এই জিনিসটা চিন্তা করি এবং দেখা গেছে যে এটার জন্য অনেক কাজও করি পড়াশোনা থেকে শুরু করে আপনার বিভিন্ন চাকরি খোঁজার যে বিষয়টা এটাও করে থাকি। তো রাত্রে যখন ঘুমোতে যাই তখনও কিন্তু আমার মাথায় এই জিনিসগুলো ঘুরতে থাকে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই থাকে। অবশ্যই থাকে। কিন্তু আমি হুম, হুম। জ্বি, জ্বি। আসলে এটা মানে সকল বেকার মানুষের ভেতরেই কিন্তু এটা থাকে। তো কিন্তু ঐযে ভালো ঘুমটাও কিন্তু আবার জরুরি এটা আমি মানে মাথায় রাখি আরকি। যে ভালো ঘুম যদি না হয় তা তাহলে সকালবেলা উঠে কিন্তু আমি যে আবার আ চিন্তা করব, কাজ করব এটা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে আমি কি করি রাত্রিবেলা আপনার আ নিজের মনটাকে স্থির করি। হ্যাঁ? এবং স্থির করে নিজেকে বলি যে, "অধৈর্য হওয়া যাবে না। আ ধৈর্য থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। আ ধীরে সুস্থে একসময় হয়তো সৃষ্টিকর্তার আ আশীর্বাদেই বলি বা দোয়াতেই বলি আপনার আ একটা সময় কোন ভালো কিছু হবে।" তো নিজেকে আসলে ওরকম বুঝিয়ে-সুজিয়ে আ মানসিক চাপটা কমিয়ে নিই আরকি এটা কথা।
হুম। হুম, হুম। বাহ! চমৎকার! হুম। চাকরির বিষয়টা থাকে? হুম, হুম। ওকে। অবশ্যই থাকাটাই স্বাভাবিক। অবশ্যই, সেটা অনস্বীকার্য। হুম। না, দা তার মানে যেটা দাঁড়ালো যে আপনি আসলে নিজেকে এক ধরনের অ্যা আত্মউন্নয়নমূলক কথা বলবার মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ যেটা আছে, সেটাকে দূরে রাখার চেষ্টা করেন। এবং সেটাই হয়তোবা আপনার ভালো ঘুমের জন্য বেশ খানিকটা মানে কার্যকরী ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে এ যদি আমি আপনাকে ছে কাছে জানতে চাই যে আজকাল তো মানুষের যেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে স্ক্রিন টাইম আসলে মানুষের কাছ থেকে অনেক বেশি সময় কেড়ে নিচ্ছে। তো এই ঘুমের আগে স্ক্রিন ব্যবহারের অভ্যাস সম্পর্কে আপনার মতামতটা আসলে জানতে চাই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলেই, আসলেই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ সত্যি কথা বলেছেন। আ আসলে আপনি যেটা বলেছেন, এটা একদম বাস্তব কথা। বেশিরভাগ ক্ষেত্রেই নির্ঘুমটা মানে অ একদম নিশ্চিন্তে যে ঘুমটা আছে, সেটা হয় না কিন্তু এই স্ক্রিন টাইমের জন্য। দেখা গেছে যে রাত্রেবেলা সারাক্ষণ আ ফোন টিপে তারপর চিন্তা করি যে, "ফোনটা রেখে সাথে, সাথে যাবো।" এটাই আসলে ভুল। আসলে মানে স্ক্রিন থেকে তো আমরা দূরে চলে যেতে পারব না। যেমন আমার আ নিজের থেকে দেখা যায় সকালবেলা উঠেই কম্পিউটারটা খুলে ঐখানে কিন্তু আমি পড়াশোনা করি। ঐখানেই নতুন চাকরি খুঁজি, সবকিছু ঐখানেই। তো আমি তো স্ক্রিন টাইম টা চ কমিয়ে ফেললে বা বন্ধ করে ফেললে আমার জীবনটা চলবে না তাই না? তো সেইক্ষেত্রে আমি যেটা করি
হুম। একদমই তাই। হুম। হুম। আচ্ছা। আ ক্ষেত্র বিশেষে তো অবশ্যই কিছু না কিছু স্ক্রিন টাইম আ দরকারই আছে। কারণ এখনকার যুগ তো হচ্ছে ডিজিটাল যুগ। সেক্ষেত্রে মানুষকে আসলে digitally disconnected হওয়ার খুব একটা সুযোগ নেই।
হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম, এক <scoffs> হ্যাঁ, হ্যাঁ সত্যি কথা। তবে বিষয়টা কি? ওই মানে ঘুমানোর আগে মানে আমি যেমন ১১:০০-১২:০০ র ভেতরে ঘুমিয়ে যাওয়ার একটা চেষ্টা করে থাকি। তো সেক্ষেত্রে ঐ আ ঘুমানোর ১ ঘন্টা আগে আমি হচ্ছে যে অন্তত মানে স্ক্রিনটা বন্ধ করে ওই যে নিজের যে মানসিক চাপগুলার কথা বললাম ঐগুলা ভাবি। হয়তো মাঝেমধ্যে দেখা গেছে যে খুব যখন খারাপ লাগে তখন কিছু মানে আপনার শ্বাস-প্রশ্বাসের কিছু কাজ আছে বা নিজের মনটাকে স্থির করে ধ্যানের যে একটা বিষয় আছে। ওইগুলাও মাঝেমধ্যে খুব কচিতে আরকি ওইগুলা ক মানে প্রায় সময় লাগে না। কিন্তু বেশি দরকার হলে করে থাকি
আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। তো সেক্ষেত টাইম ব্যবহারের ক্ষেত্রে আপনি এক ধরনের নিয়ম নীতি অনুসরণ করে থাকেন। যেটা হয়তোবা আপনার ভালো ঘুমের জন্য বেশ খানিকটা কার্যকরী ভূমিকা আ ভ ভূমিকা রেখে থাকে। তো এ স্ক্রিন বন্ধ রাখার জন্য কি আপনি কোন ধরনের নিয়ম কোন অনুসরণ করে থাকেন? বা ওইযে অনেকে যেটা করে যে, অ্যাপ্স লক ইউজ করে বা একদমই হই হতে পারে যে নি নোটিফিকেশন গুলো বন্ধ করে রাখে। এরকম কোন কিছু কি আছে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, <scoffs> একদম। হ্যাঁ। হ্যাঁ। আ আসলে বিষয়টা কি যে, স্ক্রিন লক করা বা নোটিফিকেশন বন্ধ করা, একেক অ্যাপ্লিকেশনে ঢুকে যে কাজ করা, মানে এগুলাকে কন্ট্রোল করার যে বিষয়গুলা, এগুলা আসলে মানে আমার দ্বারা হয়ে উঠে না। সত্যি কথা যেটা, আমি অ যখন স্ক্রিন টাইম নিয়ে অনেক বেশি সমস্যায় ছিলাম, তখন অনলাইনে অনেক সার্চ দিয়েছিলাম যে, কিভাবে আসলে এটাকে বন্ধ রাখা যায়। তো, এই এইগুলা আসলে অতটা কার্যকরী আমার কাছে, মানে আমার কাছে ওরকম পাইনি। তো, সেজন্য দেখা গেছে যে, আমি মানে
হু। ওকে। তারমানে, আপনি বলতে চাচ্ছেন যে, নিজস্ব আ যে আত্ম-উপলব্ধি, আত্ম-উন্নয়নের যে চেষ্টা, সেটাই আসলে স্ক্রিন টাইম থেকে দূরে রাখতে পারে, যদি মানুষ চায়।
না, আসলে ঐটা তো একদম সত্যি কথা। এটা তো সত্যি কথা। তবে, মানে আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে, একদম মানে অসহায় হয়ে আ যেগুলাতে স্ক্রিন বেশি টাইম দেওয়া লাগতো, মানে অন অপ্রয়োজনীয় যেগুলা, সেগুলা আমি একবারে মানে ডিলিটই করে দিয়েছি সত্যি কথা আরকি। যেমন, আপনার যেমন, আমার ফোনের মধ্যে ইউটিউব অ্যাপটাই আমি রাখিনি, ফেসবুক অ্যাপটাই রাখিনি। টুইটার, ইনস্টাগ্রাম যেগুলা আছে, সোশ্যাল মিডিয়ার যা, যা আছে আরকি, এগুলা ফোনের মধ্যে একটাতেও নেই আমার। হয়তো কম্পিউটারে
তো, সেক্ষেত্রে হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা। বাহ! চমৎকার। হু, হু। মানে, যেগুলা আসলে সময় বেশি নিয়ে নিচ্ছিল, আপনি সেগুলোকে আসলে এভয়েড করারই চেষ্টা করছেন, নিজের এটলিস্ট মোবাইল থেকে আরকি। তো, সেক্ষেত্রে একদম কথার শুরুর দিকে
হ্যাঁ। এভয়েড করে দিয়েছি একদম। মানে, এখন খুব গুরুত্বপূর্ণ সময় তো।
অ্যা হ্যাঁ।
হুম। গুরুত্বপূর্ণ সময় এখন চলতেছে।
তো, আমরা যদি একটু শুরুর দিকের কথ হ্যাঁ, শুরুর দিকের কথাতে যদি একটু ব্যাক করি, আপনি বলছিলেন যে, আসলে ভালো খাদ্যাভ্যাস বা বিশ্রাম বা মানসিক প্রস্তুতি আসলে ভালো ঘুমের কিছুটা পূর্বশর্ত। তো, ওই যে অনেকেই কিন্তু আবার দেখা যায় যে, ক্যাফেইন বা নিকোটিন ছাড়া আসলে ঘুমোতে পারে না। ঘুমানোর আগে তাদেরকে ১ কাপ চা খেতে হয়। তো, এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখেন?
হ্যাঁ, হ্যাঁ। একদম। হু, হু। আচ্ছা। আমার তো আসলে একটু উল্টো হয় আমি বলব। কারণ, ঘুমানোর আগে আমি চা খেলে বা ঘুমানোর আগে না, আমি সন্ধ্যাবেলা চা খেলেই দেখা গেছে আমার রাতে আর ঘুম হয় না। আমি চা খাই। সকালবেলা ঘুম থেকে উঠে আ মানে ভাত-টাত খেয়ে তারপরে ১ কাপ চা খাই। দিনটা শুরু করি। মানে সময়টা শুরু করি। ঠিক আছে? কিন্তু আ রাতে একদমই মানে খেলে আমার একবারেই ঘুম হয় না। যেটা সত্যি কথা আরকি। তো, সেক্ষেত্রে রাতের এই মানে রাত যখন অন্ধকার নামে, তখনই আমি আসলে আর চা খাইনা। দিনের বেলায় হয়তো খাওয়া হয় আরকি।
উ হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। তারমানে হচ্ছে যে, ক্যাফেইন বা নিকোটিনের গ্রহণের যে ব্যাপারটি, সেটি আসলে আপনার ঘুমে যেহেতু প্রভাব ফেলে, এই কারনে সেই বিষয়টাকে আসলে আপনি এভয়েড করারই চেষ্টা করেন। তো, আ আপনি যেটা বলছিলেন যে, বিশ্রাম বা মানসিক প্রস্তুতি প্রস্তুতিও সেক্ষেত্রে বেশ খানিকটা পূর্বশর্ত, ভালো ঘুমের ক্ষেত্রে এবং আপনি কিছু শ্বাসপ্রশ্বাসের ব্যয়াম মে মেডিটেশন এর কথা হয়তোবা মেনশন করছিলেন। তো, এগুলো কি কোনো কিছু আপনি করে থাকেন, <smacks lips> আপনার মনকে শান্ত করবার জন্য?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা। জি, জি, জি। হ্যাঁ, এইটা আসলেও মানে, আমার যখন খুব বেশি মানসিক চাপ হয়, কারণ, একদিন হঠাৎ দেখা গেছে যে, বাসা থেকে আ বাবা বা মা হয়তো আমাকে ডেকে এনে বলে যে, "কি অবস্থা এখন? তোমার চাকরি-টাকরির কি অবস্থা? কবে হবে?" বা এরকম কিছু হলে, তখন কিন্তু মানসিক চাপটা একটু বেড়ে যায়। তো, ঐদিন দেখা যায়, আমার কে একটু শ্বাস-প্রশ্বাসের এই কয়েকটা ব্যায়াম আমি শিখেছি, ঐগুলা করি অথবা একটু নীরবে চোখ বন্ধ করেও, কোনো কিছু না চিন্তা করার যে একটা আ চেষ্টা, ঐটাও করে থাকি।
হুম। হু, হু। হুম। হু, হু। হুম। <smacks lips> বাহ! চমৎকার। তো, সেক্ষেত্রে আপনি যখন ঐ শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামগুলো করেন, হয়তোবা আপনি এক ধরনের ভালো ফল পেয়ে থাকেন। তো, এ এই এইগুলো করার মাধ্যমে কি আপনি ঐ যে যেটা বলছিলেন, যে পারিবারিক এক ধরনের চাপ, যখন মানুষ জিজ্ঞাসা করে বা সামাজিকভাবেও হয়তোবা অনেক ধরনের অনেক কিছু ম্যা আপনাকে হয়তোবা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো, আপনার কাছে কি মনে হয় যে, এই চাপগুলোকে আসলে জয় করবার জন্য আলাদা আর কোনো ধরনের টেকনিক আসলে ফলো করা যেতে পারে? যে, যেটা করলে হয়তোবা মানুষ কিছুটা মানসিক প্রস্তুতি নিতে পারে এবং সেগুলো ultimately তাদেরকে ঐ ভালো ঘুমের দিকে ধাবিত করতে পারে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জী। আসলে একটা মানে বড়সর কাজ আছে। বড়সর কাজ না মানে এটা হয়তো অনেকে ওরকমভাবে মানে নিবে না। হয়তো বলবে যে, "না এটা ওরকম যৌক্তিক না।" তবে আমি মনে করি কি? এ যে ঘুমানোর আগে যদি অতিরিক্ত চাপ হয়ে যায়, একদম মানে একদম কন্ট্রোলই করা যাচ্ছে না। সেক্ষেত্রে আ মানে সৃষ্টিকর্তাকে একটু ডাকাটা যেতে পারে আরকি। এটা হলে অনেকটা ভালো হয় যেটা আমি মানে প্রায় সময়
হুম। হুম। বাহ! হু, হু। মানে ধর্মীয় এক ধরনের অনুভূতি যদি আসলে চলে আসে। তাহলে সেইক্ষেত্রে সেটাও আসলে মনকে শান্ত করার জন্য বেশ খানিকটা কার্যকর হতে পারে। এবং সেটাই হয়তোবা আল্টিমেটলি আপনাকে ঐ ভালো ঘুমের দিকে ধাবিত করতে পারে বলে, আপনার কাছে মনে হচ্ছে। তো সেইক্ষেত্রে এই যে
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আনতে পারবে অবশ্যই, অবশ্যই। কারণ মানে তো জ্বি, জ্বি বলুন।
হ্যাঁ, হ্যাঁ। দুপুরের ঘুম কি কোনভাবে অ্যা মানে মা রাতের ঘুমের সাথে আসলে সম্পর্কিত যুক্ত আপনার কাছে মনে হয়? বা দুপুরের ঘুমানোটা আসলে কতটুকু আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়?
আসলে কি হয়? ঐ যে যদি স অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাই। তখন দেখা যায় একটু বিকালবেলা মানে ঘুমোতে ইচ্ছা করে। তো যদি বিকেলে একটু ঘুমিয়ে যাই, তখন আবার রাতে ঘুমটা অনেক দেরি করে হয়। তো আমি দেখি যে কি করি? আমি যদি খুব ক্লান্ত হয়ে যাই। তখন সব কাজ-টাজ ফেলে এ ১০-১৫ মিনিট বা খুব বেশি হলে ১/২ ঘন্টা একটু জাস্ট রেস্ট নেওয়ার চেষ্টা করি। বিশ্রাম জিনিসটা আরকি। কিন্তু একেবারে ঘুমানোর ইয়াটা থাকে না।
হুম। আচ্ছা। ওকে। আচ্ছা। তো এবং সেটা আপনার কাছে মানে যেহেতু রাতের বেলার ঘুমটা আপনি বেশি আসতে চান, সো, সেইক্ষেত্রে আপনি আসলে দুপুরের ঘুমটাকে হয়তোবা একটু অ্যা avoid ই করার চেষ্টা করে দেন। হ্যাঁ, চমৎকার! তো, সেইক্ষেত্রে আমি যদি একটু আপনি যেমন ধরুন, ওইযে দৈনন্দিন জীবনধারা এবং দৈনন্দিন অভ্যাসের কথা যদি একটু জানতে চাই। মানে, আপনার কাছে কী মনে হয় যে, আপনি তো ১ম দিকে বলছিলেন যে, ব্যায়াম হয়তোবা মানুষের ঘুমকে বেশ খানিকটা উন্নত করে। তো, এইযে কাজের চাপ কমাতে কি আপনার কাছে মনে হয় যে, আমাদের ব্যায়াম কোনোভাবে আসলে আমাদের শরীরে impact ফেলতে পারে?
হ্যাঁ, হ্যাঁ। এড়িয়ে চলি। হ্যাঁ, আসলেই। কাজের চাপের ক্ষেত্রে তো আমি মনে করি যে, এ্যা ব্যায়াম যারা করে কিংবা খেলাধুলা যারা করে, তারা একটা কাজ অনেক তাড়াতাড়ি শেষ করতে পারে এবং মনোযোগটা অনেক বেশি তাদের হয়। আর যারা খেলাধুলা বা ব্যায়াম করে না, তাদের ক্ষেত্রে, যেকোনো কাজই সামলে নেওয়াটা একটু কঠিন হয়ে যায় আর
আচ্ছা। Okay. আচ্ছা, চমৎকার! তারমানে আপনি বলতে চাইছেন যেটা, যে, দৈনন্দিন যে অভ্যাস এবং সেগুলোর মধ্যে যদি ব্যায়ামকে আসলে কিছুটা include করা যায়, সেক্ষেত্রে হয়তোবা আপনার কাজের চাপ কমাতেও সেটা অ্যা হয় হেল্প করবে এবং কাজের চাপ কমে গেলে আপনার নান
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা অনেক ভাল হয়। সাহায্য করে। হ্যাঁ। সার্বিক পরিসরে একটা মানে সাপোর্ট দেয় আরকি এই জিনিসটা বলতে পারেন।
হ্যাঁ, হ্যাঁ, এবং সেখান থেকেই হয়তোবা আপনি ভালো ঘুম আর আ আসলে আপনার চলে আসতে পারে। তা আমি যদি জানতে চাই, যে ঘুমের চ্যালেঞ্জ, বা মান আসলে বা একটা ভালো ঘুমের জন্য মানে বড় বাঁধাগুলো আসলে কী হয়? মানে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন আপনি।
জি, জি। আমার ক্ষেত্রে ভালো ঘুমের জন্য সবচেয়ে বড় বাঁধা আমি বলব যে, মানে আমার যে বিছানাটাতে আমি ঘুমাই। ঐ বিছানাটা যদি আমার পছন্দ না হয়, তাহলে দেখা যায় আমার সারারাত কোনভাবেই ঘুম হয় না। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা। কারন আমি ঐযে স্ক্রিন টাইমটা অতিক্রম করেছি। আমি ওই যে ব্যায়ামটাকে করতে পারি। এই কারণে দেখা গেছে এগুলার বাদ দিলে ঐ জিনিসটা আমার কাছে বড় কিছু। কিন্তু মানুষের কাছে হয়তো আরো অন্য অনেক কারন থাকতে পারে আরকি।
আচ্ছা। তো সেইগুলো আমি যদি জানতে চাই আপনি ব অন্যান্য কারণের কথাও বলছেন। যেহেতু একটা সামগ্রিকভাবে একটা আলোচনা, তো সেই দিক থেকে আপনার কাছে কী মনে হয়? যে মানুষ আসলে আর কোন, কোন, ক্ষেত্রে ভালো ঘুমের জন্য আপনার কাছে যেমন বিছানাটা ইম্পোর্টেন্ট, মানুষের ভালো ঘুমের জন্য আসলে মানুষ কোন ধরনের চ্যালেঞ্জ আসলে ফেস করে থাকে?
আ বেশিরভাগ <smacks lips> ক্ষেত্রে মানসিক চাপটাই বেশি ফেইস করে থাকে। বেশিরভাগ মানুষ অনেকেই আছে দুশ্চিন্তা থেকে ঘুম হয় না। যেমন, আমার অনেক বন্ধু-বান্ধব আছে, যারা এই আ বেকারত্বের যে একটা মানসিক চাপ আছে, এটার জন্য কিন্তু ঘুমোতে পারে না রাত্রে। দেখা গেছে ওষুধপত্রও খেতে হয় তাদের ঘুমানোর জন্য।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বাহ! অ্যা আপনি চমৎকার করে বেশ কয়েকটা কারণের কথা ব্যাখ্যা করলেন। যে, আসলে ঘুমের চ্যালেঞ্জ কি হতে পারে, ঘুমের ক্ষেত্রে। তো, আমি যদি একটু আপনার কাছ থেকে ব্যক্তিগত উপদেশ জানতে চাই, যে, আপনার অভিজ্ঞতায় আসলে এই যে ভালো ঘুমের জন্য, সবচাইতে কার্যকর টিপস আসলে কোনটি দেবেন আপনি? অন্যরা কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় এ ব্যাপারে?
হুম, হুম। হুম, হুম, হুম। জি, জি। আমি আসলে ১ম এ যেটা বলেছি, ঐটাই দেব। যে, ব্যায়াম এবং খেলাধুলা করাটা শারীরিকভাবে পরিশ্রম করাটা যেন, রাত্রেবেলা আপনা-আপনিতেই ঘুম চলে আসে, যেন মানে দেহটা যেন, আ ক্লান্ত হয়ে যায় এবং বিকেলে না ঘুমানোটাই বেশি ভালো আরকি। এই ২ টা জিনিসই আমি বলব।
হুম, হুম। তো, আমি এ আপনি তো এই বিষয়গুলো নিয়ে চমৎকার কিছু সাজেশন আসলে দিলেন। আপনার আ ভালো ঘুমের জন্য আসলে সহজ টিপস নিয়ে আপনি বিভিন্ন বিষয়ের উপরে আসলে আলোকপাত করলেন। আপনি ঘুমের রুটিন, ঘুমের পরিবেশ, আপনি বিছানার কথা বলছিলেন, আপনার ব্যক্তিগত জীবনের কিছু experience আপনি শেয়ার করলেন এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাইম এর কথা আপনি বেশ ভালো করে mention করছিলেন। যে, স্ক্রিন টাইমটাকে যদি আসলে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের ভালো ঘুমের ক্ষেত্রে সেটা আসলে বেশ খানিকটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, তো, এইক্ষেত্রে আপনি এছাড়াও খাদ্যাভাস, বিশ্রাম বা মানসিক প্রস্তুতি, দুপুরের ঘুম নিয়ে আপনার একটা নেতিবাচকতার কথা হয়তোবা আপনি বলছিলেন তখন এবং ঘুমের চ্যালেঞ্জ গুলা আসলে কি কি হতে পারে, মানুষ এগুলা আসলে কিভাবে অতিক্রম করতে পারে, এই ধরনের ব্যক্তিগত উপদেশও কিন্তু আপনি শেয়ার করলেন। যেটা আসলে আমাদের আলোচনাটাকে বেশ খানিকটা গভীর এবং মননশীল করে তুললো। তো, আপনাকে অনেকভাবে অনেক ধন্যবাদ যে, এত সুন্দর করে এই বিষয়গুলো তুলে ধরবার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন।
হুম, হুম। জি, জি, আসলেই। অনেক কাজে দেয়। সত্যি কথা। হুম, হুম। জি, জি। জি, জি। হুম, হুম, জি, জি, আসলে ঘুম তো খুব জরুরি জিনিস। কারণ, ব্রেইনকে তো একটু হলেও আ বিশ্রাম দেওয়া উচিত, নাহলে আবার নতুন করে কিভাবে শুরু করা যায়। তো, আসলে আ ব্যায়াম করা উচিত অনেক বেশি করে। তো, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপ